আচ্ছা তাহলে ঠিক আছে ব্ল্যাক কফি কিন্তু বেশ ভালো। দুধ না খাওয়াই ভালো, দুধ খেলে দেখা যাচ্ছে অনেক সময় অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এবং দুধের সাথে যে সুগার টা অ্যাড করতে হয় সুগার কিন্তু আমাদের বডির জন্য অনেক harmful।
অবশ্যই আপনি কি সুগার দিয়ে খান চা বা কফি না বাদ?
না, না একদমই না। <chuckles> জাস্ট র র কফি টা খাওয়া হয়।
হ্যাঁ, এটা কিন্তু ভালো। আচ্ছা, আমার আবার এ <chuckles>
এবং চা চা পছন্দ না করার মানে পছন্দ তো করি। কিন্তু চা না খাওয়ার হচ্ছে আরও একটা কারণ হচ্ছে যে চায়ের সাথে যদি চিনিটা না দেওয়া হয়, আমার মনে হয় যে সেটা চা ই হয় না একদম।
হু। ও আচ্ছা আমার আবার কিন্তু উল্টা। চায়ের সাথে চিনি দিলে আমি একদমই খেতে পারি না। কিন্তু কফির সাথে সামান্য চিনি না দিলে আমি খেতে পারি না। এই হচ্ছে সমস্যা। উম অ্যা হ্যাঁ একদম উল্টা। চা, কফি আসলে যাই বলেন কফি, গ্রিন টি এগুলো কিন্তু খুবই ভালো। আমাদের এই যে হচ্ছে শরীর, মন তো ভালো রাখেই। তারপরে মস্তিষ্ক, মাথায় ভালো রাখে, ব্রেইনের কাজ করে ভালো এটা। আবার হচ্ছে আপনার রক্তচাপ স্বাভাবিক রাখে এটা বেশ ভালো।
<chuckles> আচ্ছা। আচ্ছা। <chuckles> একদম এক্ষেত্রে একদম উল মানে উল্টোটা হয়েছে দেখা যায়। একদম। একদম। বেশ ভালো এবং হচ্ছে আমাকে একদিন একটা ডক্টর হচ্ছে আপনার প্রেফার করেছিল যে আপনি মানে ওখান থেকেও আপনি বলতে পারেন যে কফি খাওয়ার একটু শুরু হচ্ছে ওখান থেকে। যে আমি বলতাম আমার একটু ঘুম, ঘুম, পায়, আমার একটু ভালো লাগে না। তখন কিন্তু সে আমাকে খুব ভালো ব্র্যান্ড এর একটা কফি সাজেস্ট করে, যে "আপনি এটা প্রতিদিন খাবেন। মানে ১, ২ বার করে খাবেন।" ওখান থেকে আরও বলতে পারেন যে আমি addicted হয়ে গেছি।
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, এরকম বলে তো ডাক্তাররা যে ভালো রাখার জন্য। এইটা হচ্ছে আপনার এই যে গ্রিন টি টা এই যে যারা রূপ সচেতন খুব, ত্বক কিন্তু মসৃণ করে। তাই না? উ হ্যাঁ। এটা খুবই ভালো।
এক ভীষণ ভালো করে। এবং গ্রিন টির যেই হচ্ছে টি-ব্যাগ টা, সেটাও কিন্তু স্কিন এ ইউস করা যায়।
আচ্ছা। অবশ্যই যে ডার্ক সার্কেল কমাতেও কিন্তু এটা কাজ করে। হা হ্যা আসলে
হা ডার্ক সার্কেল এর জন্য খুব ভালো। <chuckles> তো চা এবং কফির আসলে বা গুরুত্ব বলতে গেলে ভীষণ এবং ২ টোই সমান মনে হয়। এখন যে যেটা প্রেফার করে।
২ টাই সমান। আসলে ২ টাই দরকার। হ্যাঁ, ২ টাই প্রয়োজনীয়। আসলেই খুবই ভালো। সবাই উ আমার মনে হয় সব প্রত্যেকেরই অন্তত দিনে একবার হলেও খাওয়া উচিত। তাতে শরীর মন ২ টাই ভালো থাকবে।
হু। একদম, একদম, আমার তো মনে হয় বেশ কয়েকবার খাওয়া উচিত। <chuckles> তো
আচ্ছা। আ হ্যাঁ। আপনি তো তোর কফি লাভার, সো আপনি এটা বলবেনই কিন্তু আমি বলব একটু কম খাওয়ার জন্য। <chuckles> আচ্ছা।
হ্যাঁ। আচ্ছা <chuckles> যাক আপনার সাজেশন টা আমি মনে রাখব এবং আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর আপনি যেটা বললেন
আহ আমারও ভালো লাগলো। পরবর্তীতে আশা করি আবার কথা হবে। হুম।
যে উম এবং আপনি যেটা বললেন যে চায়ের সাথে চিনি ছাড়া খাওয়ার জন্য আমি অবশ্যই খেয়ে দেখবো যে সেটা খেতে কেমন?
আচ্ছা থ্যাংক ইউ। খুব ভালো লাগল কথা বলে। ধন্যবাদ।
ঠিক আছে। জী ধন্যবাদ।